অ্যাকচুয়ালি করেছি। আমার যতদূর মনে আছে, আমি হচ্ছে যখন এম আ দুবাইতে গিয়েছিলাম। হ্যাঁ? রিসেন্ট গত বছর খানেক হয়ে গিয়েছে মেবি, তখন হচ্ছে আমি, আমার Coffee Enthusiast হ্যাঁ? তো কফি
হুম, আচ্ছা। আ আপনি কি কোনো মানে কোনো কাজে গিয়েছিলেন নাকি জাস্ট এমনি ঘুরতে?
না, না ঘুরতে, আমার ফ্যামিলি সহ ঘুরতে গিয়েছিলাম আর কি। তখনও আমার মেয়ে হয়নি। তো মানে ফ্যামিলি না। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে, এই ৩ জনে আর কি ঘুরতে গিয়েছিলাম। ১ টা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, সেফ থাকার উদ্দেশ্যে। বাট এজেন্সির সাথে যে চুক্তিটা ছিল যে, ১ম ৫ দিন হচ্ছে এজেন্সি ঘোরাবে, শেষ ২ দিন আমি আমার মত ঘুরব। ও ওদের, ওদের সাথে ঘুরবো না আর কি।
ও আচ্ছা! ফ্যামিলি নিয়ে? ও বাহ! তো খুবই ভালো। হু, হুম। ও আচ্ছা। এটা তো বেশ ভালো প্ল্যান তাহলে। ২ টাই হয়ে গেল। হুম, হুম।
হ্যাঁ, কারণ নিজের মতো ঘোরার ১ টা ইচ্ছা থাকে। হ্যাঁ। তো আমি Coffee Enthusiast যেহেতু ছিলাম, আমি করেছিলাম কি কফি শপ globe এ কোথায়, কোথায় ভালো পাওয়া যায় এটা সব টুকে রেখেছিলাম অনলাইন থেকে। তো একটা শপিং মল আছে যেটার নিচে authentic coffee পাওয়া যায়। মানে মা আমাদের এখানে টং যেমন? ওহ ওদের ওখানে যে কফি স্টেশন। কোন বড় কোন শপ না আর কি। তো ওখানে গিয়েছিলাম, ওখানে কফি খেতে বসে আ বাবার ১ জন পরিচিত হচ্ছে ব্যক্তি ছিলেন। যে মূলত ওখানে আমাদের সাথে দেখা করবেন, আমাকে ঘোরাবেন। মানে অথেন্টিক দুবাইটা দেখাবেন। তার সাথে ওখানে বসে কথা বলেছিলাম। বাট কফির ঘ্রাণটা এত দারুণ ছিল, আমি উনার কথা ভুলে শুধু কফির কথাই ভাবছিলাম বসে, বসে যে এত অসাধারণ কফি আমাকে যদি দো মানে আমার জন্য ঐটা heaven ছিল আর কি যে, এরকম <scoffs> ১ টা জায়গায় চলে এসেছি যেখানে শুধু কফি আর কফি। জি, জি।
হ্যাঁ, আচ্ছা। <laughs> বুঝতে পারছি। আহ। এরকম ১ টা কফিতে, হ্যাঁ, হ্যাঁ। এমনি হচ্ছে আপনার কোন ধরনের কফি বেশি ভালো লাগে? মানে কোন Roasted, কোন Roast টা ভালো লাগে? <blows air> মানে Espresso Roast বা এরকম কোন preference আছে?
আমার এস জি, জি। আমার Espresso পছন্দ। Espresso না হলে মাঝে, মাঝে Americano খাই। Roast এর ক্ষেত্রে Light Roast টা বেশি পছন্দ করি বিকজ আমি floral যে বিষয়টা একটু সামান্য nutty fruity যে ফ্লেভারটা ঐটা বেশি ভালো লাগে। Dark Roast টা বাইরে গেলে তো খেতেই হয়, কিছু করার নাই। আমার খুব একটা পছন্দ না। Medium Roast চলে, but i prefer হচ্ছে Light Roast.
ও আচ্ছা। হুম, হুম, হুম, হুম।

আচ্ছা। তো এই যে উনার সাথে যে অ মানে আপনারা তখন কোন ধরণের কফিটা খেয়েছেন? Americano Espresso or Mocha? বা Cappuccino?
Espresso যেখা অ্যা যেখানে গিয়েছি সব Espresso কিন্তু কফির actual স্বাদ নিতে হলে আপনাকে <chuckles> জ্বী, জ্বী, জ্বী। বিশেষ করে Espresso র পরে জ্বী, জ্বী?
এছো <scoffs> আচ্ছা, আচ্ছা! Espresso কে হ্যাঁ কফি actual স্বাদটা Espresso তে পাওয়া যায়। এটা অবশ্য ঠিকই বলেছেন। Espresso মানে Espresso হচ্ছে গিয়ে আপনার মানে তিতা লাগে না বেশি?
আ আপনার অভ্যাস হয়ে যায়, আপনি যদি দীর্ঘদিন ধরে খান, দেখবেন যে তেমন দেখুন কফি তো তিতাই। এটা অস্বীকার করার কনো অভ্যাস মানে অ্যা ও ই অ <scoffs> এখন অস্বীকার করার কোন ওয়ে নাই। বাট বাস্তবতা হচ্ছে আপনি যখন কফি রেগুলার খাচ্ছেন, ব্রেইন তখন যে মানে আমাদের যে rewarding system ওটাকে এমনভাবে <scoffs> সেটআপ করে নেয় যে তিতা এই স জিনিসটা আপনার হ্যাঁ তিতা পেলে আপনার ব্রেইন তখন endorphin তারপরে হচ্ছে অন্যান্য যে হরমোন খু ভালো লাগার যে হরমোন গুলা, সেগুলো রিলিজ করছে। যার ফলে তিতাসাদটাও আপনি ভুলেই যাচ্ছেন বরঞ্চ আপনার মনে একটা ভালো লাগা <scoffs> তৈরি হচ্ছে। এইটাই হয় সব ক্ষেত্রে। এ Espresso এর যে তিতা স্বাদ ওইটা এখন আমার তিতা লাগে না। খাইলে মনে হয় যে কি দারুণ একটা জিনিস খাচ্ছি আরকি! <scoffs> এটা শু ব্রেইনের hack আসলে আর কিছুই না।
অভ্যাস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হেডা অয় অয় এক্সাক্টলি। যেটা হচ্ছে মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এটা তো অবশ্যই। সেট করে রাখে। যেটাতে তিতাটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। উহু। <laughs> হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই ভালো! এমনে কফি খাওয়ার ফলে কি হচ্ছে যে আপনি কোন শারীরিক কোন সমস্যায় পড়েছেন, মানে ঘুমের সমস্যা বা অন্য কোনো সমস্যা?
না কফি খাওয়ার ফলে আমি ঘুমের কোন সমস্যায় পড়ি মানে অন্য কোন সমস্যায় পড়িনি। কফি উপর যে একটা addiction তৈরি হয়েছে। মানে হয় কি আমাকে রাত জেগে কাজ করতে হয়। যেহেতু আমার কাজ মানে একটা অনলাইন এ
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ এটা তো তাহলে তো কফি খেয়ে আরো পেশ ইম্পোর্টেন্ট।
জ্বী, জ্বী, জ্বী। দো তো যেটা হচ্ছে যে বাইরের দেশে একটা কোম্পানির সাথে থাকার উদ্দেশ্যে আমাকে হচ্ছে রাত জাগতে হয়। মানে ওদেরকে যে টাইমটা সাপোর্ট দিতে হয় not night shift preciously ওদের যে ৯ঃ০০ টা ৫ঃ০০ টা ওই টাইমটা আমাকে maintain করতে হচ্ছে। তার মানে আমাকে ওদের যে ওদের ৯ঃ০০ টা আমাদের দেশে শুরু হয় সন্ধ্যা ৭ঃ০০ টা থেকে এখন। ৭ঃ০০ টা থেকে রাত ২ঃ০০ টা, ৩ঃ০০ টা পর্যন্ত আমাকে ওদেরকে সাপোর্টটা দিতে হয়। তো ওই ৩ঃ০০ টার পরে ঘুমাতে যদি যাই, তা আমাকে ঘুম থেকে যেমন দেরিতে উঠতে হচ্ছে যেটা হরমোনের একটা ইফেক্ট শরীরে পড়ে। বে ব্রেইন টা foggy থাকে উম মেজাজ ম্যাজম্যাজ হয়ে থাকে। এইজন্য কফি দিনের শুরুতে অনেক ভালো কাজে লাগে। পাশাপাশি আমি যদি সন্ধ্যার দিকেও কফি একটা না খাই, আমার productivity level ও অনেক কমে যায়। ঐ যে ৭ঃ০০ টা থেকে ৩ঃ০০ টা যে সাপোর্টা আমার দিতে হয় সে
আ! আচ্ছা। Night shift এ ডিউটি? ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি। হুম, হুম। হুম, হুম। <scoffs> কমে যায়। হুম। এটা আসলে একটা অভ্যাসের মতো হয়ে গেছে আপনার, মানে না খাইলে আসলে মানে দিনটা ঠিক ভাবে শুরু হচ্ছে না, মনে হয় নাকি?
হ্যাঁ।

উম এমনি হচ্ছে যে, আপনি daily কয় কাপ coffee খান normally?
২ কাপ। সকালে ঘুম থেকে উঠে একটা আর অফিসে কাজে বসার আগে ১ কাপ। আর বিকালে হচ্ছে চা খাওয়া হয়। বিকেলে আমার কিন্তু চা ও actually কফির চাইতে বেশি পছন্দ। <scoffs> কিন্তু ওই যে, caffeine এর পরিমাণ এত কম তো
আর অফিসের কাজে একটা আচ্ছা। আচ্ছা, আচ্ছা। মানে ফি physical need এর কারণে আসলে হচ্ছে চা টার থেকে কফিটা বেশি important নাকি?ট
হ্যাঁ, জি, জি। একদম ঠিক বলেছেন। তো physical need এর কারণে কফি খাওয়া হচ্ছে এবং কফি যখন খাবোই একটু ভালোটাই খাই। সেই উদ্দেশ্যে হচ্ছে এত আয়োজন আরকি। এতক্ষণ ধরে যে, আপনাকে বললাম। But আমার কিন্তু এখনো ১ম choice থাকবে চা, যদি সুযোগ থাকে। কারণ চায়ের যে, flavor, চায়ের যে স্বাদ এটা আমার মনে হয় কফির চাইতে অনেক শুধু বাঙালি না কেন? চা তো কফি তো সারা বিশ্ব বিখ্যাত। আপনি ব্রিটেনে যান, ওদের favorite কিন্তু চা, কফি না। আপনি China তে যান জি।
আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা। <scoffs> র বাঙালি স্বাদ একটা, বাঙালি স্বাদ। না, না বা মানে বাঙালির যেহেতু বাংলাদেশি বানানো চা খাচ্ছেন তাই বাঙালি স্বাদ আরকি। এটা বললাম।
না আমি কিন্তু ভেরি এ different variation এর চা খাই। আমি লাল চা খাই, দুধ চা খাই, অ্যা মশলা চা খাই, গ্রিন টি খাই। আমি চা যখন খাই, চা হচ্ছে আমার শখের জায়গা। আদা চা, আ চা হচ্ছে এই যেমন গতকাল খেলাম ঝাল চা। তেঁতুল দিয়ে, ঝাল দিয়ে, লেবু দিয়ে, লবণ দিয়ে কড়া করে বানিয়ে দিল মিলায়ে। হ্যাঁ, মরিচ দিয়ে। অসাধারণ ছিল। আমি আবার খেতে যাব ওখানে। তো চা হচ্ছে আমার শখের জায়গা।
ও আচ্ছা। আদা চা। হ্যাঁ, হ্যাঁ। <chuckles> মরিচ দিয়ে। আচ্ছা, আচ্ছা। কোথায় খেয়েছেন এটা?
বাসার ঠিক opposite এ। যদি কখনো এদিকে আসা হয় আপনাকে দেখাবো যে, একদম বাসার opposite এ ক অসাধারণ একটা চায়ের দোকান আছে। ওখানে আপনি যেকোন ধরনের চা চাইবেন, ওরা বানিয়ে দিবে। মশলা চা, মালাই চা যেটার উপরে স্বর থাকবে ২ <chuckles> ১‘’ ইঞ্চি বা ২‘’ ইঞ্চি পুরু। এবং যদি চান সেক্ষেত্রে আম বে variation টা ওরা আপনাকে চা বানিয়ে দিবে আরকি। চায়ের জন্য special।
আ আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা। মানে আপনি যেভাবে বলবেন ওব ওরা এভাবেই বানিয়ে দিবে।